হ্যালো, কেমন আছেন?
আছি। আপনি কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকের দিনটা ভালই যাচ্ছে যেহেতু বৃষ্টি-টিষ্টি পড়ল। মুডটা ভালোই আছে। আপনার কী অবস্থা?
জী, অবশ্যই আমাদের এখানেও অনেক বৃষ্টি হয়েছে আজকে। অনেক ভালো দিন কাটল।
যাক ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে আসলে সবকিছুই ভালো লাগে। কিন্তু আসলে ছোটখাটো কয়েকটা জিনিস মনে পড়ছিল যেটা মানে আপনার সাথে আসলে বিষয়টা নিয়ে গল্প করতে চাচ্ছি।
জী। জী, অবশ্যই।
<laughs> আসলে গল্পগুলা হলো যে আমার কাছে মনে হয় যে মানুষ যে মিথ্যা কথাটা বলে খুবই বলে। তাই না?
হ্যাঁ, বলে অবশ্যই। অনেক সময় দেখা যায় যে প্রয়োজন পড়লেও বলে, প্রয়োজন না পড়লেও বলে।
একদম ঠিক, একদম ঠিক। আমার তো মনে হয় যে আ মানে মানুষ উঠতে বসতে শুধু, শুধু মিথ্যাটা বলে। যদিও অনেক সময় হয় যে ভালো জিনিসের জন্যই বো বলছে কাউকে রক্ষা করার জন্য বা কিছু। কিন্তু তবুও মিথ্যা কথাটা বললে কি একটা মিথ্যার সাথে আরো ৫ ৬ টা মিথ্যা না এড করে থাকা যায় না আসলে। ঐটা ওই ১ম মিথ্যাটাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনার কি মনে হয়?
জী, অবশ্যই। একটা হ্যাঁ অবশ্যই, অবশ্যই। যখন আপনি একটা কোন বিষয়ের উপরে মিথ্যা কথা বলবেন দেখা যাচ্ছে যে ওই মিথ্যা কথাটা ঢাকতে গিয়ে আপনাকে হাজার বার মিথ্যা কথা বলতে হচ্ছে। এবং সেজন্য আপনি এমন কোন পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন, এ যেটাতে ওই পরিস্থিতিতে আবার সামাল দেওয়ার জন্য আবার মিথ্যা কথা বলতে হচ্ছে।
হু, হু। হুম। একদম ঠিক, একদম ঠিক। আপনার এই কথাটার সাথে আমার মানে মিলিয়ে একটা গল্প আছে। তো হয়েছিল কি আসলে বিষয়টি? আমি একদিন আমার বান্ধবীর সাথে বাহিরে যাব কিন্তু ও আমাকে অনেকদিন ধরে ঘোরাচ্ছিল। যে, "আজকে না দোস্ত, কালকে যাবো, কালকে না দোস্ত, পরশু যাব।" তো আমার না মেজাজটা গরম হয়ে গিয়েছিল। যে এতটা মেয়েটা এতটা কেন বারবার বলছে যে, "আজকে না কালকে, আর কালকে না পরশু।" কিন্তু আমি 1 সপ্তাহ পর দেখি, যেহেতু আমাদের বেরই হওয়া হয়নি, তো আমি Facebook এ দেখি ও একটা স্টোরি দিয়েছে। তো আমি ভাবলাম, "আচ্ছা, দেখি কি স্টোরি দিল? আমার মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না।" দেখি যে আমার অপনছ অপছন্দনীয় যেই বন্ধুগুলা ছিল, ওদের সাথে ও ঘুরতে গিয়েছে। যদিও উম যদিও ওই বন্ধুগুলা আসলে বিদেশে চলে যাচ্ছিল। মানে আমার মনে হয় যে ওদের সাথে দেখা করতেই গিয়েছিল, কিন্তু ও বলতে পারছিল না আমাকে। যে, "ওদের সাথে দেখা করতে যাব। তোমার তো ওদের পছন্দ না। কিন্তু ওদের সাথে দেখা করতেই হবে। বিদেশে চলে গেলে আসলে আর কবে দেখা হয়, কে কি জানে," তাই না? তো এইযে আমাকে আঘাত করতে চায়নি। কিন্তু তবুও আঘাতটা হয়েই গেছে, না চাওয়াতে। কারণ কি? ও যদি সত্যটা আমাকে বলতে বুঝিয়ে, আমার মনে হয় আমি বুঝতে পারতাম এবং আমি অতটা কষ্ট পেতাম না অথবা, আমাদের ভিতরে যে সম্পর্কটা বান্ধবীর প্রিয় ঘনিষ্ঠ বান্ধবীদের সম্পর্ক, ওই জিনিসটা আসলে পুরা নষ্ট হয়ে গিয়েছে।
জি। জি। ওহ, আচ্ছা। হ্যাঁ, জি, অবশ্যই। জি অবশ্যই, সেটা তো হবেই।
যেরকম ছোট বেলার মতো। জি, জি আপনার কি এরকম হয়েছিল কিছু?
হ্যাঁ। হ্যাঁ, আমার life এ এমনটা হয়েছে। দেখা যাচ্ছে যে অ্যা ধরুন, আমি কাউকে টাকা ধার দিলাম। এখন সে দিতে পারতেছে না। কিন্তু আমাকে বলতেছে যে, "দেখো, আমি টাকাটা আজকে পাবো"
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম।
"সকালে পাবো তুমি একটু পরে নিও।" আবার বললে দেখা যাচ্ছে যে
আচ্ছা, আচ্ছা।
"অ্যা এখন তো হয়নি। কালকে দিবো।" তো এরকম করতে, করতে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে, যখন সে দিতে পারতেছে না, কিন্তু ঐ মিথ্যা দিতে পারবে না সেটা আমাকে বললেই হয়, মিথ্যা বলার তো কারণ নাই। কারণ ঐ এ
হুম। হুম, হুম। আচ্ছা।
একটা মিথ্যা কথার জন্য সে বার, বার প্রতিনিয়ত, প্রতিদিন আমার সামনে ঐ একই মিথ্যা কথা বার, বার বলে।
আচ্ছা। বলছি। আচ্ছা। আবার ঐটাই আসলে চিন্তার বিষয় যে একটা মিথ্যা কথা শুরু হলে এক গড়িয়ে যায় কথাগুলো। আরো বাড়তেই থাকে মিথ্যা। সে আমার শুনে অনেক খারাপ লাগলো যে আপনারও এটার <chuckles> মানে শুনতে হয়েছে মিথ্যা। আপনারাও কষ্ট পেয়েছেন। কিন্তু আসলে আপনার মতে মানে মিথ্যা বলাটা, বলার কি নৈতিক সত মানে সীমা থাকে, সীমা থাকা উচিত। overall.
জি অবশ্যই। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কারণ মানুষের চলাফেরা সবসময় রাখা উচিত সত্যের উপরে। কারণ সত্য নিয়ে চললে অবশ্যই দেখা যাচ্ছে যে সমাজে কিংবা পরিবারে অনেক বন্ধুবান্ধবের মাঝে দাম পাওয়া যায়। আর এখন আমি যদি কথায়, কথায় মিথ্যা বলি, মিথ্যা আশা দেই তাহলে আমি যে জিনিসটা করি না কিংবা পারি না, ঐ বিষয় নিয়ে যদি বলি হ্যাঁ আমি পারি, আমি করি, তাহলে মিথ্যা কথা বলে তাদের কাছে আমি ভালো হইতে যেয়ে ভবিষ্যতে আমি খারাপ হলাম। হ্যাঁ, একদিন
হুম, হুম। হুম, হুম। জি। হুম। হুম, হুম। <chuckles> লাভ নেই। খারাপ তো খারাপই হয়ে যাবে।
হ্যাঁ, ১ দিন ২ দিন জানলো না, ৩ দিন জানলো না, কিন্তু ১০ দিন পরে অবশ্যই তারা জানতে পারবে যে আমি তাদেরকে মিথ্যা বলেছি। অ্যা এতে তাদের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। সেজন্য অবশ্যই মিথ্যা বলার ক্ষেত্রে সীমা থাকা উচিত।
হুম, হুম। জী অবশ্যই, সীমা তো থাকা উচিত। তারপর দেখি অনেক ন্যায়, মিথ্যা কথা হয়। যেরকম দেখবেন আপনার সাথে ন্যায় হয়েছে। যেরকম হচ্ছে দেখবেন, মিথ্যা কথা বলে কো কোনো একটা চাকরিতে জয়েন করলেন, যেরকম আমি, একবার cold calling join করেছিলাম। তো আমার সাথে ন্যায় হয়েছিল যে ব্যাপারটা, ঐ মানুষটা বলেছিল cold calling করতে এক মাসের জন্য একটা জিনিস নিই। তো করেছি। করার পরে ৫ দিনের মাথায় দেখি ঐ লোকটা আর কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছেনা।
ওহোহো।
এরপর আমি যে তার থেকে বেতনটা পাই, যেটা আপ সে কথা দিয়েছিল, আমি কাজ করেছি, এখন তার যদি কোনো কিছু না থাকে, ঐ কাজের সাথে মানে ধরেন কোনো client যদি না থাকে, ভালো যদি আমাকে leads না দেয়, তাহলে দোষটা তো ওনার উপর তো। আমার উপর না। আমি তো আমার কাজ করেছি সময় মতো। রাত জেগে তাও আবার। কিন্তু আমাকে সে এখন পর্যন্ত রিপ্লাই ও দেয়নি, টাকাটাও দেয়নি। তো আমার মনে হয় এই জিনিসটা যে মিথ্যা কথা বার, বার বলতো যে, "হ্যাঁ কালকে দিয়ে দিবো, পরশু দিয়ে দিবো। তোমার বিকাশ দাও, কিসে পাঠাবো?" হ্যান ত্যান। এইসব কথাগুলো না বলে সে শু প্রথম থেকেই সত্যিটা বলে দিতো যে, "আমার মনে হচ্ছে না এটা কিছু হবে। তুমি আর কাজ করো না। আর এগিয়ে যেও না এই জিনিসটা নিয়ে"। তাহলে হয়তো আমার সময়টা জ্বি, জ্বি অবশ্যই আমার সময়টা অপচয় হতো না এবং তার টাক মানে তার যে মুখটা যে নষ্ট হলো আমার কাছে, বা আমার আশেপাশের মানুষদের কাছে, ওইটাও হতো না। আমার
জ্বী অবশ্যই, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, অবশ্যই তার বলা উচিত ছিল। হ্যাঁ সেটা তো অবশ্যই। হ্যাঁ অবশ্যই, অবশ্যই।
জি, জি। আমার মানে সবকিছুরই একটা লিমিট থাকে। এসব কিছু মিথ্যা কথা আসলে নেওয়া যায় না। যেরকম ছোটখাটো যেগুলা নেওয়া যায়, যেগুলা মা রা বলে যে, "হ্যাঁ, তুমি এখন ভাত খাও, ভাত খাওয়ার পর তোমাকে এই চকোলেট টা কিনে দিব।" যদিও আমরা বুঝতাম না যে চকোলেট খাওয়াটা যে আমাদের জন্য কত ক্ষতিকর দাঁতের জন্য, শরীরের জন্য। তো আসলে তারা বলত আমাদেরকে বুঝিয়ে যেন আমরা স্বাস্থ্যকর খাবার-দাবার খাই বা তাদের কথাটা শুনি, সুখ ঠিক মতো সময় মত ঘুমাই। তো ঐসব সত্যিই মানে white lie যার যেটাকে বলে, এসব মিথ্যা কথা আসলে আমার মনে হয় নেওয়া যায়।
<laughs> ব হ্যাঁ। হুম। হ্যাঁ, নেওয়া যায় অবশ্যই, অবশ্যই। আ আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মিথ্যা কথা আছে, যেগুলা নেওয়া যায় না।
হুম, জি, জি। আচ্ছা, আচ্ছা।
আ তার মধ্যে ধরেন যে আ বিবাকেও যদি, বিয়ের ক্ষেত্রে ধরেন, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হওয়ার আগে যে কথাবার্তা গুলো হয় যে ছেলের ওই আছে, মেয়ের ওই আছে, এই সমস্যা, ওই সমস্যা। হ্যাঁ, ম মাঝখানে দেখা যায় যে এক ব্যক্তি, এ যাতে অ্যা ব্রোকার বলা হয় ইংরেজিতে আর বাংলায় ঘটক।
জি? জি, জি। হু, হু। উম <chuckles> হ্যাঁ, হ্যাঁ, <chuckles> ঘটক।
বা দালাল হ্যাঁ, এহরা দেখা যায় যে, মিথ্যা কথা বলে যে, "ছেলের এই আছে, ওই আছে।" কিন্তু আসে বাস্তবেই তার কিছু নেই
হুম, আসলে এটা খুবই রে মানে খুবই বে অনেক হয় এই জিনিসটা আসলে।
এই, এই ধরনের হ্যাঁ, মিথ হ্যাঁ, এই ধরনের মিথ্যা কথাগুলা মেনে নেওয়া যায় না। উ তারপর দেখা যাচ্ছে যে অ্যাব পরিবারে
হুম।
আমি একটা অপরাধ করেছি। এখন যে অপরাধটা আমি যদি আগেভাগে না জানাই, তাহলে সেক্ষেত্রে আমার বিপদটা আরো বাড়তে পারে। ঐ সময় যদি আমি মিথ্যা কথা বলি, তাহলেই ওই বিপদটা পড়ে যে আরো বেশি করে আমার উপরে ঘনীভূত হইতে পারে
হুম। জি, জি। হুম। হুম, একদম ঠিক বলেছেন। <laughs>
এ সেজন্য আ হ্যাঁ, সেজন্য সময় থাকতে সবসময় আগেভাগে জানাই দেওয়া হ্যাঁ, সত্য কথা বলা।
সব ঠিক করে নেওয়া উচিৎ। হ্যাঁ। যেরকম আপনি বিয়ের কথায় উঠিয়েছেন, তার সাথে, সাথে আমি একটা কথা বলতে চাই। মানে আমারও জীবনে আসলে গল্প এরকম অনেকটা সিমিলার আসলে। আমি বিয়ে করি নাই, আমি আনম্যারিড। আমি এখনো অনেক ইয়ং, বিয়ে করার জন্য আমার মতে, আমার পরিবারের মতে। তো আমার আমি একটা রিলেশনশিপে আছি যেটা ১০ বছরের। তা আমার মনে হয় যে এতটা বছর যেহেতু কাটিয়েছি এই মানুষটার সাথে, অবশ্যই এখানে বিশ্বাসটা যেটা দুজন আপ একে অপরকে এটা খুবই জরুরী। আসলে মিথ্যা কথা বলে, কোন কিছুই যতই ছোট হোক মিথ্যা, যতই বড় হোক মিথ্যা। মিথ্যা কথা যদি আপনার একটা সম্পর্কে বলেন বা বলতে থাকেন, একটা সময়ে মানে পর্যায়ে এসে কি ওই মানুষটা আপনাকে ঘৃণা করতে পারে? অথবা আপনাকে কম, কম মানে ভালোবাসা কম, কম মানে কমতি হতে, হতে এত কমতি হয়ে যাবে যে, ওই রিলেশনশিপটা আর টিকবে না আমার মতে। তো আমার মন আমাদের মাঝে যেটা হয়, যে আমরা সবসময় দুজনকে যাই হোক না কেন, দুজন দুজনে মিক মানে সত্যি কথাটা বলি কিন্তু, একটা জিনিস আমরা দুজন দুজনকে বলে রেখেছি যে, "আমি সত্যি কথাটা বলব কিন্তু তুমি জাজ করতে পারবা না। বা তুমি আমাকে এটা নিয়ে কথা শোনাতে পারবা না, কারণ পরের সময় আমার মনে হবে যেটা, যে আমি তোমাকে আর বলতে সেফ ফিল করব না বা আমি যখনই বলব আমা খুঁতখুতে ফিল হবে যে, হ্যাঁ নিশ্চয়ই, ও আমার ম মানে মনে, মনে কিছু না বলছে বা আমাকে এক্ষুনি এই মানুষটা কথা শোনাবে। এই ভয়ে, ভয়ে থাকলে আসলে সত্যিটাও বলা যায় না।" তো আমার মনে হয় কাউ কেউ কাউকে ভয় পাওয়ানো উচিত না থ্রেড দিয়ে, যে এরকম ব্যবহার করব বা খারাপ ব্যবহার করব, সত্যি বলার পরে। আর মিথ্যা কথাটা যেন মানে নাই উঠানো লাগে আসলে। দুহ তো আমার মনে হয় এই, এই জিনিসটা খুবই জরুরী। আর বিয়ের কথাটা যেটা এটা আসলে খুবই সত্যি একটা ব্যাপার। আমার মা বাবার সাথেও হয়েছিল, যে আমার বাবা বলেছিল, "বিদেশে থাকে, এতগুলা বাড়ি, এত ঘো গাড়ি।" কিন্তু যখন আমার মা বিয়ে করে আসে, তখন দেখে আসলে টিন শেডের বাসায় থাকছে।
ওহ! জি, অবশ্যই। হ্যাঁ, সেটা অবশ্যই, হুম। জি, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। <laughs> হ্যাঁ।
এহে একেবারেই মনে হলো যে আম্মুকে আকাশ থেকে <chuckles> মানে ধাপ করে ফেলে দিয়েছে জমিনে। <laughs> তো আম্মুরা আবার আসলে রিচ ছিল। মানে আম্মুদের আম্মুর, আম্মুর বাবা মানে আমার নানা জমিদার ছিলেন। তো এইজন্য অত আমার আঘাতের মতো কিছুই পায় নাই তার জীবনে। যে কষ্ট হচ্ছে ইয়ে করতে পারি নাই। কারণ আমার নানাই হচ্ছে আমার মায়ের সংসার চালাতো যেটা খুবই হাস্যকর একটা ব্যাপার। কিন্তু পরে আমার বাবা কষ্ট-মষ্ট করে তার বাবার থেকে মানে আমার দাদার থেকে জিনিসপাতি নিয়ে জমি জমা নিয়ে ফাইনাললি একটা কিছু করতে পেরেছে আমার, মার জন্য। আর আমার ২ বোনের জন্য। যদিও আমাকে একদমই আলাদা করে দিয়েছে কারণ আমার জন্য হয়তো কিছু নেই তাদের দেওয়ার। আমার মায়ের আছে। কিন্তু আমার মনে হয় না আমার বায়ের বাবার কিছু আছে। যদিও আমাকে কত মিথ্যা কথা বলে মানে <chuckles> বড় করা হয়েছে যে হ্যাঁ, তোমাকে এটা দিবো ওটা দিব। মা-বাবারা বলে, মা-বাবার কত শখই থাকে।
ইয়া। অউ ওহো! হুম। হ্যাঁ, সেটা তো অবশ্যই। অ্যা তাদের মিথ্যা কথাটা <clicks tongue> অবশ্যই মেনে নেওয়া যায়। কারণ তারা সবসময় চায় যে তাদের সন্তানেরা ভালো জায়গায় যাক। একটা মিথ্যা আশ্বেস মিথ্যা আশ্বাস দিয়ে হলেও কিন্তু তারা চায় যে, তারা ভালো থাক। কিন্তু আবার দেখা যাচ্ছে যে অ্যা সে কে আবার সন্তানদের উপরে এর একটা কিন্তু বিরূপ প্রভাব পড়ে। অ্যা যে আমাদেরকে এত সুন্দর আশা দিল, অ্যা অদূর ভবিষ্যতে গিয়ে দেখা গেল। বাবা-মা এমন, এমন বলছিল অ্যা আমাদেরকে সেটা দিতে পারল না, কিছুই হলো না। অ্যা সেক্ষেত্রে মন খারাপ হয়।
কিন্তু। কিন্তু আসলে। হুম, হু। হুম, হুম, হুম। হুম। জি, একদম। সেটাই। আসলে কি এটা তো হয়, কিন্তু আপনি যেটা বললেন যে মেনে নেওয়া যায়। সবকিছু না আমার জন্য মানে আমার ক্ষেত্রে আমার মনে হয় না আমি মেনে নিতে পারব। যখন আমার বাবা একটা কথা দিয়েছে ধরেন আ ছোটখাটোই ১ টা জিনিস যেটা আমার বোনকে দিয়েছে। ধরেন ১ টা মোবাইল ফোনই, হ্যাঁ? এন্ড্রয়েডই। পনেরো হাজার বা ৳১০,000 বা ৳২০,000 আমার বোনকে দিয়েছে। তো আমি ওখানে বললাম যে তুমি আমাকেও দিবা? তুমি তো ওকে দিয়েছ। আমাদের ২ জনকে সমানভাবেই তো তোমার আ মানে বড় করা উচিত। তাই না? তো আ অবশ্যই যে ডে সেটাই। তো আমি তার কথাগুলো গ্রহণ করে নিয়েছি। যা, যা বলেছিল আমাকে। কিন্তু সবকিছুই যখন মিথ্যা রূপে মানে পরিণত হয়, তো আমার মনে হয় না যে আমি ওই জিনিসটা আর নিতে পারি। যে আমার খুবই জেদ, জেদ উঠে তা আমার খুব কষ্ট লাগে যে আমাকেই কেন মানে এত মানে আলাদা করে দিল? এরকম বিচ্ছিন্ন ভাবে সবকিছু হয়ে গেল। কেন? মানে আমার কোন কি ভ্যালু নেই? এ এই সে পরিবারে। তো আসলে কি এরকম মিথ্যা কথা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার মনে হয় যে এরকম ফেক হোপ টা কি যে যেটা বলে ফেক হোপ দেওয়া উচিত না। মিথ্যা এসব জি, জি। তো নাহলে একটা মেন্টালিটি নিয়ে বড় হয়। তারপরে যখন দেখবে কিছুই পাচ্ছে না তখন ওরা আসলে মানে ধাপ করে একটা আঘাত পায় জীবনে, যে হচ্ছে
হ্যাঁ, হ্যাঁ। জি, সেটা তো অবশ্যই। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ। হুম, হুম। সে আঘাতে একটা দেখা যাচ্ছে যে বড় ধরনের সমস্যাও হতে পারে তাদের।
জ্বী, জ্বী অবশ্যই মেন্টালি হোক বা হচ্ছে শারীরিক হতে হতেও পারে। অনেক সময় দেখবেন ADHD হয়ে যাচ্ছে বা OCD হচ্ছে, একশবার হাত ধোয় বা নিজে, নিজে একা থাকে। অনেকে নিজেদেরকে মানে অনেক মেন্টালি সমস্যা হয় বাচ্চাদের এখন যেটা দেখলাম।
আহ! হ্যাঁ। হুম গুছিয়ে ফেলে একদম চুপচাপ থাকে।
বুঝছি হ্যা। গুটিয়ে ফেলে নিজেদেরকে একদম ঠিক। সেটাই। তো আপনার কি মনে হয় মানে মিথ্যা বলা মানে এত যে মিথ্যা কথা হয় জীবনে মানুষের এক একটাকে "white lie" বলার একটা সত্যি মানে সত্যি মানে "normal lie" বলে আরকি যেটা বড়সড় মিথ্যা কথা। তো মানে কোনো অসুবিধার সৃষ্টি হয় মানে কারো রিলেশনশিপ এ মিথ্যা কথা বললে?
হ্যাঁ। <smacks lips> তো সেটা অবশ্যই অবশ্যই। যদি অ্যা সময় থাকতে যদি সত্যিটা স্বীকার না করে কিংবা সত্যি কথা না বলে অ্যা মিথ্যা
হু, হু।
সম্পর্ক ছোট, ছোট মিথ্যা অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ভালো রাখে। আবার অনেক ছোট, ছোট মিথ্যা আছে যেটা সম্পর্কের অবনতি ঘটায়। আর সেক্ষেত্রে আমিও দেখেছি আমার ৬ বছরের রিলেশন টা এই ছোট, ছোট মিথ্যা কথা গোপন করতে, করতে একটা দেখা যাচ্ছে মানে ব হ্যাঁ বড় ধরনের একটি
হুম। হুম, হু। ক্ষতি হয়ে গেছে। আচ্ছা। আহা, শুনে আসলেই খারাপ লাগলো। ইনশাআল্লাহ আপনার পরে যত সম্পর্ক হবে যেন সবগুলা ভালো যায়। কোন মিথ্যার উপর দিয়ে না চলে। বাট যাই হোক আপনার সাথে কথা বলে খুবই ভাল্লাগলো আমার। ভীষণ ভালো একটা মানুষ আপনি কিন্তু আমার আসলে <smacks lips> ডিনার করতে যেতে হবে। তো আপনাকে আজকেই ছেড়ে দিতে হবে। <chuckles> শুভরাত্রি আপনাকে। ভালো থাকবেন।
ক্ষতি হয়ে গেছে। শুভরাত্রি। ভালো থাকবেন। অনেক উপভোগ করলাম। ধন্যবাদ।
আপনিও। ধন্যবাদ।